হ্যাঁ, হ্যাঁ, মা তো প্রতি বেলাই, সবসময় বোঝাতেন। কিন্তু বড়ো হতে, হতে আমি যেটা বুঝলাম, ও একটু ওই যে বলি না, রোগাটা একটু অসুস্থ টাইপ?
হুম।
কোনো, কোনো বাচ্চা থাকে না, একটু জেদি বেশি, একটু রাগী বেশি? ওকে অনেক শাসন করতেও দেখেছি আমি, অনেক বোঝাতেও দেখেছি, মা'রা যেভাবে শাসন করেন, বকাঝকা করেন, অনেকটাই করতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমি দেখেছি যে, অ্যা ওকে ঠিক অ্যা মা যেটা শিখাতে চেয়েছেন? সেটা শেখাতে পারেননি। এটা কি আমার মায়ের ব্যর্থতা না ও ঐরকম? হ্যাঁ, হয়ে যেত। এবং এখন পর্যন্ত, এখন অনেক বড় হয়েছে তারপরেও। অ্যা তো আমরা সবাই জ্বী। জ্বী, জ্বী।
আচ্ছা। হুম, হুম। কিন্তু বোঝানোটা ডিফিকাল্ট হয়ে যেত। <chuckles> আচ্ছা। তো সেক্ষেত্রে আমি যদি আরেকটা বিষয় আরেকটা বিষয় যদি একটু আলোকপাত করতে চাই আপনাকে, এই যে কারো সাথে খাবার ভাগ করে নেওয়ার যে একটা ব্যাপার, এটাতে আপনার কাছে কি মনে হয়? এটা কি পারস্পরিক যে একটা সহানুভূতির যে ব্যাপার, এটা কি অনেকখানি বেড়ে বাড়ে?
হুম, হু। হুম। হুম, হুম। অবশ্যই বাড়ে, অবশ্যই বাড়ে। শুধু খাবার ভাগ করার মাধ্যমে যে সহানুভূতি বললেন, সহানুভূতিটা কিন্তু, কিন্তু শুধু খাবারে সীমাবদ্ধ থাকল না। এই যে একটা আপনার বোধ তৈরি হল, সেটা কিন্তু জীবনের সব ক্ষেত্রেই পারস্পরিক অ্যা সহানুভূতি বলি, সহমর্মিতা বলি, একে অন্যকে বোঝার যে কথাটা আপনি একটু আগেই জানতে চাইছিলেন জ্বি, জ্বি একদমই, একদমই। হ্যাঁ? তো সে সেটা আমার মধ্যে এমনভাবেই আছে, আমি যখন অফিসে হালকা পরিমাণ খাবার নিয়ে যাই এবং হালকা হলেও একটু ধরে নেই এই কারণে যে, আমি এক মুহূর্তের জন্যও একা খেতে পারব না বা একা থাকা হয় না। আমি একা খেতেই পারবো না। একটু, একটু হলেও আর ওই জ্বী।
হুম, হুম। হুম। মানে একাত্মতা আসলে একটা তৈরি করে ফেলে? আচ্ছা। হুম, হুম। আচ্ছা। আচ্ছা, এটা এই ক্ষেত্রে যেহেতু আ আরেকটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই। আপনি যেহেতু অফিসের কথাটা বললেন, মানে কোন দল বা গ্রুপে ভাগ করে খাবার। আপনি যখন আসলে খাবারটা আপনি বলছিলেন যে অফিসে, আসলে ভাগ করে হয়তোবা খান। তো আপনি কি আসলে, এই যে ভাগ করে নেওয়ার, খাবার একটা কালচার, আপনি হয়তোবা অফিসে নতুন করে করছেন বা আপনার অন্যরাও হয়তোবা করে। তো এই ধরনের মত এ এই টাইপের ভাগাভাগি করলে কি কোনো ধরনের, ইতিবাচক পরিবর্তন হয়?
জ্বি, বলেন। জ্বি, জ্বি। হুম, হু। হুম, হুম। হুম, হুম। হুম, হু। জ্বি।